হ্যা, আসলে ওইখানে তো আপনার বৌদ্ধবিহার মানে ইতিহাস বা সংস্কৃতি এগুলো, কিন্তু ঐযে ওখানের জায়গাটা আসলে দেখতে কেমন বা ওই জায়গার অনুভূতিটা কি? বা এই জায়গায় এইযে এত কিছু আছে, এগুলো তো আসলে বইয়ে থাকে না। বইয়ে তো শুধু ইতিহাস বা দেখা যাচ্ছে একটা পরিচিত থাকে। তো ঐখান কি ওইযে, বাস্তব অভিজ্ঞতা এবং <smacks lips> আপনার মানে ওইযে মাঝখানে এইযে চারকোনা মানে দেওয়ালের মধ্যে উ ছা্‌প খাচ খোপ, খোপ হ্যা, কিরকম, কিরকম ছিল আরকি, হ্যা। তো সব মিলিয়ে মানে ভালোই লেগেছে এবং আপনার বলতে পারেন এবং দেখতে, জায়গাটা, আর চারপাশে একটু মানে একটা ছোট্ট মানে, ঐ এ বিহারটার চারপাশে একটা লেকের মতো কাঁটা আছে, মানে চারদিকে পানি, মাঝখানে সেই বিহারটা। মানে ওটা অত বড় না কিন্তু, তারপরও মানে ঐযে ঐগুলো মানে আর খুব, আমরা যখন গিয়েছি তখন খুব পরিষ্কার পণ্য পরিচ্ছন্ন ছিল। হ্যা, এবং সবুজে ঘেরা ছিল। যে হয় না? যে, যেয়ে দেখে যে ময়লা আবর্জনা হ্যা, কিছু বাদামের ছোলা দেখা গিয়েছে। কিন্তু মানে এত অপরিষ্কার ছিল না। আসলে মানে <smacks lips> অন্য অন্যান্য জায়গার যে অভিজ্ঞতা ছিল, ওই অভিজ্ঞতা অনুযায়ী, জায়গাটা খুব সুন্দর ছিল আসলে। আর চারপাশে একদম সবুজ ঘাস। মনে হচ্ছে কি? যে, এক মানে সব দেখতে একই রকম লাগে। যে কোনো জায়গায় আসলে মানে, হয় না যে, আর্টিফিশিয়াল ওরকম না, একদম সবুজ ঘাস। মনে হচ্ছে যে, মনে হয় কি? হ্যা, এক স একদম। মানে কোনো নির্ভুল ভাবে, মানে প্রাকৃতিক, প্রকৃতি অবশ্যই নির্ভুল। সেটাই আসলে এইযে এরকম সুযোগ তো সচরাচর দেখা হয় না
হা, হ্যা। একদমই। টেরাকোটা। হু, হু। আচ্ছা। হুম, হুম। বাহ্! সুন্দর ছিল দৃশ্যটা। ও! আচ্ছা। <chuckles> মোটামুটি পরিষ্কার ছিল আরকি। হুম, হুম। আচ্ছা। বাহ্! হুম। হাতে করা সব কিছু। জ্বি, জ্বি। বাহ্! জ্বি, জ্বি। এটাও আসলে ঠিক যে, আসলে সচরাচর এইযে মানে, শহরে বা যান্ত্রিক জীবনে, এগুলা কিন্তু তেমন একটা দেখা যায় না। এগুলো কিন্তু দেখা যায় অনেক দূরে বা প্রত্যন্ত জায়গায় কিন্তু এরকম স্থাপনার কথা যেটা বললেন, এরকম স্থাপন গুলা নির্মাণ করা হয়। বিশেষ করে এইযে প্রকৃতির মাঝে আরকি এবং যেমনটা বললেন যে, লেকের মাঝে, এটা হয়তো আসলে মানে আপনি যেমনটা বললেন, বইতে দেখে হয়তো তেমনটা উপ উপলব্ধি করতে পারেন নাই। তবে সরাসরি গিয়ে বিষয়টা বুঝতে পারলেন, চোখে দেখতে পারলেন এবং অনেক কিছু জানতে পারলেন, তার ইতিহাসের আশেপাশে। তো এখানে গিয়ে তো আসলে কম-বেশি সবাই যে, আ মানে জিনিসপত্র, স্যুভেনিয়ার যেটা বলে আরকি। যে কিছু, কিছু কি জিনিস কিনে আনে, যাতে করে এটা স্মৃতির আ একটা মানে স্মরণীয় কিছু একটা হয়ে থাকে যে, এই জায়গা থেকে আনলেন বা এ থাকে না? যে, ইতিহাসের কোনো একটা অংশ নিয়ে আসার বিষয়টা? তো আপনি কি এটার কি, এরম কিছু করলেন যে, ওখান থেকে কিছু গিফট বা কোনো কিছু কেনার মানে আপনার ইয়া হয়েছিল?
ই

আসলে মানুষজন তো ট্যুরিস্ট বলতে কি অ্যা মানে এই সমস্ত জায়গায় আসলে বলতে পারেন যে ট্যুরিস্ট অত যায় না সত্যি কথা বলতে এটা ঠিক আছে? মানে খুব বেশি যে আমরা পাইছি তা না ওই আমাদের স্কুল থেকে গেছি এবং আরেকটি স্কুলের ছাত্রছাত্রীদেরকে দেখছি ওরকম যে আহামরি যে ওইখানে গিয়া মানুষ দেখে ওরকম কিছু না ঠিক আছে তো।
আচ্ছা। জি, জি। আচ্ছা।
আপনার ঐখানে আমরা মূলত সকাল মনে হয় কত? অ্যা ৯ টার সময় পৌঁছায়, হ্যাঁ ৯ টার দিকে পৌঁছাইছিলাম। আর ঐখানে হ্যাঁ মানুষজন তো খুবই ভালো। আর মূলত মানে মানুষজনের সংস্পর্শে আমরা খুব কমই যেতে পারছি। যেহেতু মানে আমাদের ইয়া ছিল ঐখানে ধরেন মানে ওই টিচারদের হ্যাঁ মানে ঐরকম বাইরে যাওয়ার বা আশেপাশে ওরকম সুযোগ হয়নি। আমাদের খাওয়া-দাওয়া ওইটার ভিতরে সবকিছুই আশেপাশেই হইছে। তেমনি হ্যাঁ যাদেরকে যতটুকু চোখে পড়েছে খুবই ভালো তাদের মন মানসিকতা মানসিকতা সবকিছুই খুব ভালো ছিল। আর বলতে পারেন যে অ্যা সবকিছু তো খুব ভালোই ছিল এবং এই মানে এই যে যখন গেলাম ১ম এ তখন ওই যে ওইখানে আপনার একটা সিঁড়ি আছে। কিন্তু সিঁড়িগুলা আসলে ভেঙে গেছে। ভেঙে বলছি মানে ধসে পড়েছে এইরকম। তো এবং বোঝা যায় তো ওইখানে মানে একটা ইট গাথা ছিল মাটির মধ্যে। বা যাই হোক এটা আসলে মাটির চুন কীভাবে বানাইছে তো, তো, ওই মানে এরকম আসলে মানে ছাপ, ছাপ, রয়ে গিয়েছে। হ্যাঁ তো আমি মনে করেন যে ওই নিচে, নিচে, আবার দেখা যায় মা ওইযেই অ দেওয়াল ওইযে কি বলে? ক্ষয় হয়ে পড়ে যায় না? ঐরকম পড়েছিল ওগুলা হাতে নিলাম ঠিক আছে? মানে কিরকম মানে ভালোই লাগতেছিল আসলে যে, হ্যাঁ একটা নিদর্শন আমি নিজ হাতে ছুঁয়ে দেখতে পারতেছি। ঠিক আছে? এগুলা আসলে
১০ টা ১১ টা মেবি। আচ্ছা। উঁ, হু। গ্রুপ ছিল। আচ্ছা। হম, হম। আচ্ছা। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। একটু মুগ্ধ হয়েছিলেন উ, জি, জি। জি, জি। আচ্ছা, বুঝতে পারলাম বিষয়টা। উ, হুম। না এটা স্বাভাবিক। আসলে এমন একটা জায়গায় গেলে দেখা যায় যে, মানে নিজের মধ্যে আলাদা একটা ভালো লাগার কাজ করে। এবং আপনি যেমনটা বললেন যে, এসব জায়গায় মানুষজন তেমন একটা ছিল না শুধু আপনাদের মতো ২ টা গ্রুপ ছিল। এবং এটা কিন্তু একটা ভালো দিক যে আপনারা নিজেদের মতো করে আসলে মানে জায়গাটা এক্সপ্লোর করতে পেরেছেন, তার ইতিহাসটা আসলে ছুঁয়ে দেখতে পেরেছেন যেমনটা বললেন। এবং এর পাশাপাশি খাওয়া-দাওয়া থেকে শুরু করে এবং আসলে অনেক সকালেই গেলেন যার মাধ্যমে আসলে দিনের বেলায় যে প্রাকৃতিক যে দৃশ্য এবং এই যে বৌদ্ধ বিহারের যে এলাকা সেটা কিন্তু আপনি উ বুঝতে পারলেন। তো ঐখানে তো আসলে আ স্থানীয় মানুষজনও থাকে এবং তারাও তো আস আসলে অ্যা চারপাশে থাকে। তো তাদের দেখে কি আপনারা মানে ইতিহাস জানতে চাইলেন? বা তাদের অনেকেই থাকে দেখা যায় তাদের বংশধর যারা এখানে এই জায়গায় বাস করতো তারাও কিন্তু আসলে এই জায়গায় থাকে। তো তাদের সাথে আলাপ-আলোচনা সেটা আপনাদের হোক বা টিচার দের হোক এরকম কি হয়েছিল? বা আপনি দেখেছিলেন?

আচ্ছা, আমি মনে করি আসলে এগুলো খুবই মানে, অনুচিত কাজ। কারণ আসলে যারা করে, তারা আসলে আমি মানে, ঐযে সোজা বাংলায় মূর্খ জাতি বলবো। কারণ দেখেন, ওরা এইগুলা আসলে মানে, বুঝে না এইগুলার গুরুত্ব এবং অ্যা যেটা দেখলাম যে, ঐখানে কিন্তু ওইযে ভিতরে, ভিতরে যে, চেম্বার গুলা আছে না? ওইখানে দেখা গেছে যে, অনেক ইট, বোঝাই যাচ্ছে জোর করে খোলা হইছে বা ভাঙা হইছে। ঠিক আছে? এইগুলা কিন্তু আসলে মানুষই করে। ঠিক আছে? এইগুলা আসলে ওইযে জিন-ভুতে এসে করে যায় না। তো সেক্ষেত্রে কি? মানে আমার মনে হয় এই বিষয়গুলো আসলে, মানে কি বলবো? আসলে মানে, জাতি হিসেবে আমি মনে করি কলঙ্কিত এবং বলে না মানুষ? আসলেও কারণ, এটা নিদর্শন। কারণ অন্যান্য দেশে দেখবেন যে, এই ধরনের মানে প্রাচীন নিদর্শনগুলো, ওরা আরো আসলে আপনার উন্নয়ন করার চেষ্টা করে, সং হ্যাঁ, সংরক্ষণ করার চেষ্টা করে। কিন্তু আমাদের জায়গা থেকে, আমরা আরো নিজে থেকে নষ্ট করি। ঠিক আছে? কারণ এগুলা কিন্তু ইতিহাস। দেখা গেল যে, অ্যা কোনো একটা বৈদ্ধ অ মানে ধর্মাবলম্বন দেশ, প্রধান দেশ; ওরা কিন্তু জানবে যে, আচ্ছা, ওদের ধর্মাবলম্বন এরকম একটা স্থাপন আছে এই দেশে, "এত যুগযুগ ধরে আছে, যেয়ে একটু দেখে আসি।" ঠিক আছে? মানে টানে না? আমাদেরও তো যাই। আমরা হচ্ছে এই যে, দেখা যাচ্ছে, এই আমাদের তো জেম আমরা তো মুসলমান ধর্মাবলম্বনেই, দেখা যাচ্ছে যে, আমরা ওইযে সৌদি আরব যাচ্ছি, মক্কা মক্কার কাছে যাই, এরপর মদিনা যাই, কত জায়গায় যাচ্ছি। ঠিক না? এইগুলাও তো আমাদের আসলে ধর্মীয় কিছু স্থাপনা। এছাড়াও মিশরে যায়। এরপরে এই যে, ফিলিস্তিনে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমাদের এইযে আপনার অ্যা ফিলিস্তিনের যে, আপনার মস মসজিদ, হ্যাঁ? তো এই যে, এগুলো উদ্দেশ্যে মানুষ দেখতে যাচ্ছে না? তো এরকম করেই তো আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, আমাদের দেশকে চিনবে, আমাদের দেশের সুনাম হবে। কিন্তু আসলে আমরা এই জিনিসগুলা নষ্ট করে ফেলি। এটা খুবই কষ্টসাধ্য। এটা তো আছে। এছাড়াও আপনার টুরিস্ট প্লেস গুলা, যেখানে সচরাচর মানুষ আসে। ওই জায়গাগুলা তো আরো বেশি বাজে অবস্থা। তবে হ্যাঁ, সত্যি কথা বলবো আমরা যখন বৌদ্ধ্য বিহারে গিয়েছি, তখন ঐরকম আবর্জনা ছিল না। টুকটাক ছিল। মানে আমাদের দেশের পরিপক্ক বলি, অনেক পরিষ্কার ছিল। কিন্তু ওই যে, ভেতরে ইট খোলা খোলার হ্যাঁ। ইট খোলার জিনিসটা, এইটা আমার পছন্দ হয় না
<chuckles> আচ্ছা। <chuckles> জি, জি। হু, হুম। হায়, হায়! উম জি, জি। মানে একটু নির্লজ্জিত আরকি। হ্যাঁ, হ্যাঁ। সংরক্ষণ করে রাখে। আচ্ছা। জি, জি। জি, জি। উম। জি, জি। হজ্জ করতে যাচ্ছে। জি, জি। উহুঁ। মসজিদুল আকসা। হু, হুম। আচ্ছা। এটা আসলে খুবই কষ্টের বিষয় এবং জি, জি। <chuckles> ঘনবসতি হয়ে যায়। উহুঁ। আচ্ছা। মানে মোটামুটি একটা, ভালো একটা পরিবেশ ছিল আরকি। এবং এটা কিন্তু আসলে উম মানে সবার মাথায় রাখা দরকার যে, এসব মানে জায়গা গুলোতে, মানে জায়গাগুলোকে সংরক্ষণ করা। বিশেষ করে এই যে, সরকার বা বেসরকারি কর্তৃক যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের আরো জোরদার দেওয়া দরকার যে, এসব মানে ঐতিহাসিক জায়গাগুলোকে, যাতে তারা তুলে ধরতে পারে। শুধু দেশের মানুষের জন্য না, বিদেশের মানুষজন এসে আসলে দেখতে পারে। তো একটা বিষয় হচ্ছে যে, অনেক ক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে, এসব জায়গায় গিয়ে, আপনি যেমনটা পাঠ্যপুস্তক বই তেকে দেখলেন, সেটা কিন্তু আপনার মানি ধারণাটা অনেকটা পরিবর্তন করলো। কারণ সরাসরি দেখলেন একটা জায়গা এবং ঐটাতে গিয়ে ওইটার দৃশ্য, তারপর পরিবেশ, গন্ধ সবকিছু আপনার বেশ ভালোই লেগেছিল। এবং যেমনটা বললেন আরকি, আ আপনি আসলে স্বচক্ষে না দেখে, হয়তো বিশ্বাস করতে পারতেন না যে, মানে এমন একটা প্রাচীন ঐতিহ্য এখনো টিকে আছে? হাজার, হাজার বছর ধরে আরকি। তো এইসব বিষয় বললেন আসলে মানে, আলোচনা অনেকটাই সুন্দর হলো এবং আপনাকে আসলে এসব বিষয় বলার জন্য অনেক, অনেক ধন্যবাদ।